হ্যাঁ, হ্যাঁ। আ জন্মদিন এরকম অবশ্যই হয়েছে অ্যা দেখা গিয়েছে কি যে আমার বাসায় খুব একটা জন্মদিন পালন করা হতো না, হ্যাঁ? ছোটোবেলা থেকেই খুবই কম জন্মদিন পালন বলতে থাকে না ওই যে আ কেক নিয়ে এসে কেক কাটায় এরকমটা খুবই কম হয়েছে সেক্ষেত্রে দেখা গিয়েছে জন্মদিনের দিন আ মা একটু পায়েস রান্না করতেন, পোলাও মাংস হ্যাঁ, একটু আ দেখা গিয়েছে যে মজার, মজার খাবার বলা যায় সেগুলোর আয়োজন করা হতো। তো উম স্বাভাবিকভাবেই ব যতই বড়ো হচ্ছি না কেন যতই যা এখন বিয়ে হয়ে গিয়েছে আলাদা তবুও দেখা যায় যে আ যখন বাসায় যাচ্ছি জন্মদিনের দিন থাকলেই সেক্ষেত্রে মা পায়েস রান্না করছেন তো এ
আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পায়েস রান্না করতেন আচ্ছা। বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। পায়েস রান্না করছেন। আচ্ছা।
হ্যাঁ, তো দেখা গিয়েছে যে এই জিনিসগুলো খুবই আ মজার লাগে যে যখন আবার দেখা গিয়েছে যখন বাসার আশেপাশে যে ছোটো, ছোটো পিচ্ছিরা থাকে তারা যদি জানে যে তার বার্থডে তো সেক্ষেত্রে দেখা যায় যে তারাও চেষ্টা করে তাদের মাকে বলে কিছু একটা গিফট নিয়ে আসার। উম সেক্ষেত্রে ছোটো, ছোটো গিফট তাদের কাছ থেকে পেয়ে যায় তো এগুলো খুবই ইন্টারেস্টিং লাগে। হুম।
গিফট পেয়ে থাকে। আচ্ছা, মানে মূলত আপনি বলতে চাচ্ছেন যে আ এই যে আপনার যে জন্মদিন কিন্তু কেক কাটা হতো না। কিন্তু এই যে পায়েসের যে ব্যাপার আছে বা নানা ধরনের রান্না হত সেগুলো কিন্তু আপনার কিন্তু বেশ মজা লাগে বা এই কথাটা কিন্তু এখনও আপনার মাথায় আসলে কিন্তু আপনার ভালো লাগে। তার সাথে যদি বলতেন যে আ আপনার ছোট ভাই বোন বা বাচ্চাদের সঙ্গে সবচেয়ে মজার স্মৃতিটা কি যদি বলতেন?
হুম, একদম। জ্বি জ্বি। হুম, হু। আ সত্যি বলতে আমি যদিও আ বলা যায় যে ছোটোদের সাথে মজা করতে, খেলতে খুবই পছন্দ করি, খুবই পছন্দ করি। থাকে না যে তাদের সাথে একদম তাদের মতো হয়ে যাওয়া? এই বিষয়টা আমার মধ্যে কাজ করে। এখনও যদি আ ৩ বছর, ৩.৫ বছরের কেউ যদি বলে যে সে আমার সাথে খেলবে আমি কিন্তু তার সাথে একদম থাকে না? যে একদম লেগে পড়ছি খেলতে, হ্যাঁ।
সাড়ে তিন বছর, হ্যাঁ। লেগে পড়ছেন আচ্ছা। মানে মূলত আপনি বলতে চাচ্ছেন যে আপনি বাচ্চাদের সাথে অনেকটা বেশি ফ্রি আর তাদের সাথে সময় কাটাতে অনেক বেশি পছন্দ করেন।
হ্যাঁ। তো একদম একদম। একদম খুবই পছন্দ করি তো স সেক্ষেত্রে দেখা যায় তারা যদি, থাকে না? অনেকেও এ এখনকার এ যে ছোটো বাচ্চারা তারা তো অনেকেই দেখা যায় যে হাড়িপাতিল নিয়ে খেলছে বা অনেক সময় ফুটবল নিয়ে খেলছে তো যেটাই হোক না কেন আমি তাদের সাথে দেখা যায় যে লেগে পড়ি। তো পাড়ার এরকম ছিল যে গ্রামের পাশে যখন যাইতাম সবাই মিলে যাই খেলছে না কেন আমি সেটাকে তাদের সাথে ওরকমভাবে এনজয় করে খেলার চেষ্টা করতাম সেক্ষেত্রে দিনটাও অনেক ভালো যেত সময়টাও অনেক ভালো কাটতো বলা যায়।
হাঁড়ি-পাতিল নিয়ে খেলে, হ্যাঁ। ইনজয় করে খেলতেন। আচ্ছা। বেশ ভালো একটা কথা বলেছেন যে আপনি চেষ্টা করে থাকেন যে এই বাচ্চাদের সাথে সময় কাটে নিজের নিজেরও আরকি সময়টা ভালো কাটে। তার সাথে যদি আপনি বলতেন যে ফ্যামিলি ট্রিপ এ কোন হাস্যকর মুহূর্ত আ আছে যেটা এখনো মনে পড়ে?
জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম।

আ কমিটি কৌতুক বলতে কি? যে আমরা দেখা যেত যে শীতকালের সময়গুলোতে যখন সবাই একসাথে হতাম থাকে না পিঠাপুলি একদম সবাই মিলে দাওয়াত করা হতো ডিসেম্বর মাস। সবার হ্যা, আ দেখা গিয়েছে স্কুল ছুটি সবাই মিলে যাচ্ছি নানুবাড়িতে। তো এই সময় দেখা যায় কি আমাদের একটা আ আসর বসত বলা যায় যে একদম হ্যা, যে যা পারছে সবাই সেটা দেখা যায় যে উপস্থাপন করার চেষ্টা করছে। কেউ কৌতুক বলছে, কেউ দেখা যায় গান করছে আবার গানের কলি খেলছি। হ্যা, এই জিনিসগুলো খুবই এনজয়মেন্ট ছিল। রাতের বেলা দেখা যেত যে আমরা পিকনিকের আয়োজন করতাম। রান্নাবান্না নিজেরাই করছি, তারপর দেখা যাচ্ছে যে একটা আ সুন্দর মতো মানে ওই যে গান ছেড়ে দিয়ে চতুর পাশে হ্যা, নিজেরাই খুব নাচানাচি মানে অন্যরকম হ্যা। আবার ওই যে পু নিজেরাও আবার পুরস্কারের ব্যবস্থা করতাম। ছোট, ছোট কলম ছোট, ছোট খাতা এগুলো করতাম যে ঠিক আছে পার্টিসিপেন্ট যারাই থাকত না কেন সবাইকে একটু একটু করে গিফট দেওয়া। আবার এরকম অনেক হয়ে গিয়েছে।
একদম ঠিক। হ্যা, হ্যা। আসর বসতো, আচ্ছা। গান করছে। হ্যা, হ্যা, ঠিক। নিজেরাই নাচানাচি করছে, আচ্ছা। একটু, একটু করে গিফট দিয়ে রাখতেন, আচ্ছা। মানে মূলত আপনি বলতে চাচ্ছেন যে আপনারা নানা ধরনের আ এই যে এক্টিভিটিস কিন্তু করে থাকতেন। তো যে সেক্ষেত্রে হতো কি যে সময়টা কিন্তু বেশ ভালো পার হত। তার সাথে যদি আপনি বলতেন যে পরিবারের মধ্যে সবচেয়ে বেশি হাসি কে ছড়িয়ে থাকে যদি বলতেন?
হুম। একদম, একদম। সব থেকে যদি বলি যে সবথেকে হা হাসি বা আনন্দ ছড়ায় সেক্ষেত্রে বলব যে আমার বাবা সে খুবই আ একদম কি বলবো হাস্যরসাত্মক একজন ব্যক্তি। <chuckles> সে সারাক্ষণই দেখা যায় যে বাচ্চাদেরকে খুব এন্টারটেইন করার চেষ্টা করে হ্যা, যে যেন সবসময় তারা একটু আম থাকে না যে পড়াশোনা বা এগুলো নিয়ে তো বলেই তারা কিন্তু যখন আ মুহূর্ত আসে হাসির বা যখন মুহূর্ত আসে যে ঠিক আছে সবাই মিলে আড্ডা দিচ্ছি বা এরকম, সেক্ষেত্রে দেখা যায় যে সে খুব ইন্টারেস্ট নিয়ে দেখা যায় যে সে খুব চেষ্টা আ করে যে ঠিক আছে তারা একটু মজা পাক। হুম, হুম, হুম।
আচ্ছা, আচ্ছা, ঠিক। মুহূর্ত এসে পড়ে, ঠিক। চেষ্টা করে থাকেন। আচ্ছা, আচ্ছা মানে মূলত আপনার বাবা চেষ্টা করতেন যাতে আপনারা সবসময় হাসিখুশি থাকেন আর আপনার কিন্তু নানা ধরনের জিনিস করে কিন্তু আপনাদেরকে হাসাতেন, শুনে বেশ ভালো লাগলো। এই যে পরিবারের সাথে খাওয়া-দাওয়ার সময় কি কোনো মজার ঘটনা আছে আপনার কাছে?
একদম, একদম।